আমি না বেশ একটা দ্বিধাদ্বন্দের মধ্যে আছি। বলা যায় যে একটা আ সন্ধিহানের মধ্যে আছি। আর এখান থেকে যে এই ব্যাপারটা যে আমি আসলে কিভাবে কাটিয়ে উঠবো আমি, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যার কারণে বলা যায় যে আ আমি বেশ আ ভালো রকমের একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তো এখন আ কিভাবে যে কি করবো, সেটা আমি কোনো, কোনো আসলে আ উদ্দেশ্য, আমি ঠিক করে উঠতে পারছি না যে এমন পরিস্থিতিতে আসলে আমার কি করা উচিত। তো ভাই, আপনি যদি আসলে আমার সমস্যাটা একটু শুনে কিছু বলতেন বা এখান থেকে আসলে আদৌ বের হওয়ার কোনো উপায় আছে কিনা, এ ব্যাপারে যদি একটু বলতেন তাহলে ভাই বেশ আ উপকৃত হতাম। কারণ, বিষয়গুলো নিয়ে আমি আ বন্ধুমহল বা কারো সাথে না খোলামেলা আলোচনার যে ক্ষেত্রটা, সেটা করে উঠতে পারছে না। তো যেটা সব, আরো বেশি রকম চাপের মনে হচ্ছে। তো আপনি একটু বলেন পরিস্থিতিতে আসলে আমার কি করা উচিত? জি ভাই।
হুম। আচ্ছা। জি। অ্যা এক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যা আসলে আমি যে পরামর্শটা দিবো, তার আগে অ্যা আপনাকে আমি অ্যা যেটা বলতে চাচ্ছিলাম, আপনার কথা শুনেই মনে হচ্ছে যে আপনার ভেতরে অনেক ভয় কাজ করছে, এবং আ মানে সেই ভয়ের কারণেই আপনার অ্যা যে সন্দেহের যে বিষয়গুলী আছে, এ সেগুলো আরো বেড়ে যাচ্ছে। তো আসলে আপনি, অ্যা আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে, আপনি কোন বিষয়টাতে আ ভয় অ্যা পাচ্ছেন এবং অ্যা যে সন্দেহ যে বিষয়গুলি আছে, আ সেগুলো সামনে আসছে। সেটা যদি আমাকে একটু খোলামেলা বলতেন তাহলে অ্যা আপনাকে আমি খুব ভালো পরামর্শ দিতে পারতাম।
আ হ্যাঁ, হ্যাঁ। উম জি। উম জি। উম জি। আচ্ছা। এক্ষেত্রে আমি যদি বলি না ভাই, তাহলে আমার আ সন্দেহ বা যে ভয়টা সেটা আসলে ভাই নতুন কিছু শেখার উপরে। মানে আমি ঠিক আ আমি না ঠিক বুঝে উঠতে পারি না। আমার মনে হয় যে সবসময়ের জন্য যদি বিষয়টা হিতের বিপরীত হয় বা আ আমি আসলে যেভাবেই আ শিখার চেষ্টা করছি, এটা যদি মানে বিফলে যায়, কোনভাবে যদি আসলে শিখতে না পারি, তাহলে তো ভাই আ দেখা যাচ্ছে ভবিষ্যতে যে একটা মানে সময় তো আসলে লাগে। সেই সময়টা আসলে নষ্ট হয়ে যাবে। আর আমি, আমি হয়তোবা ওই ব্যাপারটার ভিতরে অনুপ্রেরণাটা হারিয়ে ফেলতে পারি। মানে এমন একটা আসলে ভয় হচ্ছে। যদি আসলে না শিখতে পারি বিষয়টা বা আ ঠিকভাবে execute যদি আসলে না করতে পারি, তাহলে বিষয়টা তো আমার জন্য একটা মানে ক্ষতিকর একটা ব্যাপার হয়ে যাবে। এরকম আসলে একটা মানে ভীতিকর আসলে একটা ব্যাপার আমার মধ্যে সবসময়ের জন্য ঘুরছে। আর যার কারণে না আমি, আমি ঠিকভাবে আসলে বুঝে উঠতে পারছি না। মানে কোন কিছু আসলে শিখে উঠতে পারছি না। আর যেটার আ প্রভাব বলা যায় যে আমার আ দৈনন্দিন জীবন, ব্যক্তিগত জীবন সব জায়গাতেই আসলে পড়ছে। আর এখান থেকে যে আসলে কী করে আমি নিজের আত্মবিশ্বাসটা যে আসলে আবার ফিরিয়ে আনবো, আমি এই ক্ষেত্রটা আসলে কোনভাবে আরকি বুঝে উঠতে পারছি না ভাই। তো আপনি যেটা আসলে আমাকেই আত্মবিশ্বাসটা কীভাবে ফিরিয়ে আনা যায় বা এইযে ভয়টাকে এইযে আমি কিভাবে আসলে কাটিয়ে উঠতে পারবো, সেই ব্যাপারটা যদি একটু বলতেন তাহলে ভাই বেশ আ উপকৃত হতাম আরকি। তো ভাই, আপনি একটু বলেন যে, আমার আত্মবিশ্বাসের যে ক্ষেত্রটা সেটা আসলে কীভাবে ফিরিয়ে আনা যায় আরকি? জি ভাই।
আচ্ছা। জ্বি। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ এক্ষেত্রে অ্যা যেটা আমি বলব আপনার অ্যা শখ থেকে আমি সর্বপ্রথম আপনার কাছে জানতে চাইব। অ যেটা হচ্ছে আসলে আপনি কোন বিষয়টা শিখতে চাচ্ছেন? কারণ আপনার তো একটা নির্দিষ্ট বিষয় অ্যা বস্তু থাকার কথা। আপনি যদি নির্দিষ্ট একটা বিষয় সিলেকশন করে অ্যা শিখতে চান আ সেটা কিন্তু অন্য বিষয়ে আবার দেখা যাচ্ছে যে আপনি আ এইটা হচ্ছে না, ঐটা, ঐটা হচ্ছে না এক। আরেকটা ছেড়ে আরেকটা করেন। আ তাহলে কিন্তু সেই বিষয়টা আবার হচ্ছে অন্যরকম। তো আপনার কথা শুনেই বুঝতে পেরেছি যে আপনার হলো আ নতুন কিছু শেখাতে আপনার ভেতরে ভয় চলে আসে এবং আগ্রহটা কেটে যায় এবং বিভিন্ন ধরনের যে সন্দেহের কথাগুলো আপনি বললেন। এর ফলে কিন্তু আপনার আত্মবিশ্বাস চলে যাচ্ছে। তো আসলে আপনি আ আমাকে প্রথম অবস্থাতেই একটু বলেন যে আসলে অ্যা যে নিজে আপনারা আ শিখতে যাচ্ছেন, যে বিষয়টাতে আপনি আগ্রহ হারাচ্ছেন সেটা কি নির্দিষ্ট কোনো বিষয়? আ নাকি আপনি অনেকগুলো একসাথে শেখার চেষ্টা করেন? যদি নির্দিষ্ট একটি বিষয় হয় আ তাহলে সেটা আসলে কী? সেটা যদি আমাকে বলতেন তাহলে ভালো হতো।
হ্যাঁ, হ্যাঁ। উম জি। উম জি। উম জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। আ হ্যাঁ, হ্যাঁ। উম জি। আচ্ছা। উম নির্দিষ্ট বিষয় বলতে কি ভাই, আমি কম্পিউটার চালানো শেখা শিখতে চাচ্ছি। আর আ যেটা তো আসলে সকলের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা ছাড়া তো এখন দেখা যায় যে মানে কোন কাজই আসলে সম্পূর্ণ হয় না। তো আমি কম্পিউটার চালানোটাই আসলে আ শিখতে চাচ্ছি। তবে মনে হচ্ছে যে কম্পিউটার চালানো শেখা তো বা আসলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার। কারণ সেখানে ইন্টারনেটের ব্যাপার আছে। ইন্টারনেটটা আলাদাভাবে শিখতে হবে। আবার আপনার যে আ সফটওয়্যারগুলো আছে সেগুলো তো আসলে ভাই আপনার শেখা লাগবে। তো এ এর এটার প্রেক্ষাপটে হচ্ছে কি ভাই আমি না কোন কিছুতেই আসলে ঠিকভাবে মনোযোগ দিয়ে আসলে শিখতে পারছি না। মনে হচ্ছে যে <smacks lips> আমি যদি আসলে আ কোন ভুল কোনো কে কাজ করে ফেলি বা এমন আসলে একটা কাজ করে ফেললাম যাতে করে আসলে কম্পিউটারটা আর অনই হচ্ছে না বা কম্পিউটারটা আসলে নষ্ট হয়ে গেলো। মানে এরকম আসলে আমার মধ্যে একটা দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছে। আর যার কারণে না ভাই আমি আ কম্পিউটারের সামনে যে বসব, বসার আগেই আসলে মনে হচ্ছে যে মানে অ্যা আমার আত্মবিশ্বাসের যে ক্ষেত্রটা সেটা আসলে ভাই চলে যাচ্ছে। তো এমন অবস্থায় ভাই আমি কী করতে পারি বা আমি কি করলে আসলে এই যে কম্পিউটার শেখার যে ব্যাপারটা সেটা আসলে শুরু করতে পারি? এই ব্যাপারটা আমাকে যদি আসলে একটু বলতেন তাহলে ভাই বেশ উপকৃত হতাম আরকি। জি ভাই।
জি। জি। আচ্ছা। আচ্ছা। আপনি কম্পিউটার শিখতে চাচ্ছেন সেজন্য আপনার আ ভিতরে ভয়টা সবথেকে বেশি কাজ করতেছে। আসলে আমি কম্পিউটারটা আবার আ নষ্ট করে ফেলবো নাকি? তো আ দেখেন আ আমরা কিন্তু একদিনে হাঁটা শিখি নাই। তো আমরা অ্যা ছোট থেকে বড় হইছি। আ মাটিতে পড়তে, পড়তে কিন্তু হাঁটা শিখেছি। তো যেহেতু আমরা একদিনে বড় হই নাই, একদিনে হাঁটাও শিখি নাই। আ সেহেতু কিন্তু এই যে কম্পিউটারটা আপনি শিখতে চাচ্ছেন। আর ভুল তো আপনি করবেন। কিন্তু অ্যা সেজন্য যদি আপনার শেখার আগ্রহটা আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু কখনো শিখতে পারবেন না। আ এটা আ কম্পিউটার শিখতে গেলে একটা আ লম্বা প্রসেস এর ব্যাপার থাকেই। আর কেউ আ দেখা যাচ্ছে এটাতে দুই ধরনের কোর্স পাওয়া যায়। কেউ ৩ মাসের কোর্স করে আবার কেউ ৬ মাসের কোর্স করে। অ্যা আমি আপনাকে আ পরামর্শ দিব যে আপনি হচ্ছে অ্যা বিভিন্ন ধরনের অ্যা যে কোর্স করান এই ধরনের ইনস্টিটিউট আছে কিন্তু। সেসব ইনস্টিটিউট এ আপনি ভর্তি হয়ে আ ৩ মাসের কোর্সও করতে পারেন। আ ৬ মাসের কোর্সও করতে পারেন। অ্যা সেখানে আপনার ভুল ত্রুটি হইলেও আ তারা আপনাকে শেখায় দিবে, বুঝায় দিবে। আ সে মাফিক আপনি বাসায় এসে আপনার কম্পিউটারে আবার প্র্যাকটিস করতে পারবেন। আ সেখানে আপনার ভয় নেই যে আসলে আপনি আ কম্পিউটারটা নষ্ট করে ফেলছেন কিনা। আ কোথায় কি করতে হবে না হবে সে তারাই কিন্তু আপনাকে বুঝায় দিবে, শেখায় দিবে। তো আপনি কি কখনো এভাবে চেষ্টা করে দেখেছেন?
আ হ্যাঁ। হ্যাঁ। উম জি। আ হ্যাঁ, হ্যাঁ। উম জি। আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। উম জি। হুম, হুম। হুম। না ভাই, আসলে ভাই আমি এভাবে করে চেষ্টা করে দেখিনি বা, বিষয়টা আসলে আমার মাথায়ই আসেনি। তবে আপনি বলছিলেন যে, আ আমি আরকি বিভিন্ন কোর্সে যদি ভর্তি হই তো বিষয়গুলো আসলে স সুবিধা হয়ে যাবে। তো এখানে আমারও মনে হচ্ছে যে আমি যদি আসলে কারোর পরামর্শ নেই বা, কারোর যদি আসলে সাহায্য থাকে, আ তাহলে হয়তোবা আমার ক্ষেত্রে বিশেষ করে শিখতে আরকি আ সুবিধা্টা মানে সুবিধা হবে। কারণ ব্যাপারটা নিয়ে আমি বেশ একটা চিন্তার মধ্যে ছিলাম যে, আমি বা যদি আসলে কম্পিউটারটা নষ্ট করে ফেলি, কারণ এত দামি একটা জিনিস, এটা তো আসলে মানে <smacks lips> অ্যা এটা যদি নষ্ট হয়ে যায়, তাইলে তো আসলে ভাই অনেক ঝামেলায় পড়ে যাব। তবে ভাই সেক্ষেত্রে আপনি অনেক ভালো একটা ব্যাপারে বললেন। তবে আ আমার না ভাই এখনো পর্যন্ত ওইযে মনে হয় যে, আ তারা তো আসলে কম্পিউটার শিখতে গেলে আসলে ইংরেজি জা আসলে লা লাগে আ জানা লাগে। তো ভাই ইংরেজিটা তো আসলে আমি জানি না। তো এক্ষেত্রে আমার ভাই আবার একটা ভয় জাগছে যে আমি যদি আসলে ইংরেজি না জানি বা, সেক্ষেত্রে আসলে ভাই আমি কীভাবে কি করতে পারি? কারণ অ্যা কম্পিউটারে দা কিছু লেখা বা, এখানে দা ধরেন কিবোর্ড, মাউসে যা কিছু আছে, সবকিছু তো আসলে ইংরেজিতে ভাই। তো ইংরেজি বিষয়টা আসলে আমি কিভাবে কি করতে পারি? কারণ অ এটা তো আসলে উম <smacks lips> খুবই একটা দরকারি। তা নইলে এটা তো আমি আমি আসলে কিছুই বুঝতে পারব না। তো উব সেক্ষেত্রেও না আমার একটা ভয় জাগছে যে আমি আমি যদি না বুঝে কোন কিছু করে ফেলি, তাহলে তো এটা আমার জন্য একটা সমস্যা হয়েই দাঁড়া দাঁড়াতে পারে বা, একটার পর্যায়ে যেয়ে একটা সমস্যা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ভাই আমি কী করতে পারি বা, এক্ষেত্রে আসলে আমার কোন উপায় আছে কিনা আরকি? জি ভাই।
জি। হুম। জি। হু। জি। হুম। জ্বি। বুঝতে পেরেছি। আপনি ইংলিশটা নিয়েও আপনার একটু আ ভয় এবং সন্দেহ আছে। তো আপনি ভয় পাবেন না। ভয় পেলে কিন্তু আপনি কখনো জয় করতে পারবেন না। তো আপনি কম্পিউটার শেখার পাশাপাশি ইংলিশটি ইংলিশ শেখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন। অথবা, বিভিন্ন ধরনের আ সফটওয়্যার আছে অথবা, AI টুলস আছে। আ সেগুলোতেও আপনি আ ইংলিশ শিখতে পারেন। আ সেখানেও বিভিন্ন ধরনের কোর্স আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আ অ্যাপ্সও পাওয়া যায় কিন্তু। আ মোবাইল ফোনে বলেন অথবা, কম্পিউটারের জন্যও বলেন। সেগুলোও তে আপনি বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা অথবা, আরো অন্যান্য বিভিন্ন ধরনের যে ভাষাগুলি আছে, আ সেগুলো খুব সহজে শিখবেন। আপনি আ কম্পিউটারকে শিখতে চাচ্ছেন। পাশাপাশি আ ইংলিশ ভাষাকেও আয়ত্ত করতে চাচ্ছেন। আবার আপনার মনে ভয়ও আছে, যে, "আসলে আমি আ যেহেতু ইংলিশ জানি না, সেক্ষেত্রে আবার কম্পিউটারে কোনটা চাপতে কোনটা আ হা গুলিয়ে যাবে," সে বিষয়ে অনেক সন্দেহ আছে। তো আমি আপনাকে আর মানে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাচ্ছি, যেটা গ্রাম অঞ্চলে অনেক মানুষজন আ আছেন। তারা কিন্তু ইংলিশ না জেনেও আ কম্পিউটারে কাজ করেন এবং কম্পিউটার খুব ভালো জানেন। আ এবং তারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংও করেন। তো তারা আ কেন পেরেছে? তাদের ভিতরে সেই আত্মবিশ্বাসটা ছিল এবং অ্যা সেই অ্যা শেখার আগ্রহটা ছিল। তো আমি বলবো আপনাকে, অ আপনি হচ্ছে আপনার শেখার আগ্রহ এবং যে আত্মবিশ্বাস, আপনি একটু আগে বলছিলেন যে, "আপনার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে," সেটা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের মেডিটেশন করতে পারেন। আপনার বন্ধু-বান্ধব অথবা, পরিবারের লোকজনের সাথে অ্যা বিষয়টা শেয়ার করতে পারেন এবং এ একদিনে তো শেখা সম্ভব না। আপনি ছোট, ছোট অ্যা আকারে আ রুটিন করেন। অ্যা কখন কোন সময় কি শিখবেন, আ কখন কম্পিউটার শিখবেন, আবার কখন ইংলিশ শিখবেন। আবার সেটাকে অ্যা একটা মাত্রাধিক্য করা যাবে না। তো এ সেটাকে এ ছোট, ছোট ভাবে এবং ছোট, ছোট লক্ষ্যে যদি আপনি এগিয়ে যান এবং শিখতে পারেন, তাহলে আপনার কম্পিউটার এবং ইংলিশ নিয়ে মনের ভিতরে যে অ্যা ভয় আর সন্দেহের বাসা বেঁধেছে, অ্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে বলে আমি মনে করি।
অ্যা হ্যাঁ। হুম, জ্বি। হুম, জ্বি। হুম। হুম, জ্বি। আহা। উম জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জ্বি। হুম, হুম। হুম, জ্বি। হুম। হুম, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি। হ্যাঁ। উম বুঝতে পারছি। না ভাই, আসলে আমি না এভাবে করে আরকি চিন্তা করে দেখিনি। তবে আ এখন না আসলে মনে হচ্ছে যে, আমার যে আত্মবিশ্বাসের যে ক্ষেত্রটা, সেটা আসলে তুলনামূলক আরকি আমি ফিরে পাচ্ছি। মনে হচ্ছে যে, আ আমার কাছে মানে বিষয়গুলো সহজ লাগছে। কারণ এই বি ব্যাপারগুলো নিয়ে আমি বেশ একটা ভয়ের মধ্যে ছিলাম যে, আ কি দিয়ে কি হবে বা যদি আসলে কোন প্রকার ভুল করে ফেলি? আ তাহলে হয়তো আ আমি ওটা শিখতে পারবো না। বা মানে ওই যে শেখার যে ক্ষেত্রটা, সেটাতেই আসলে আমি সবথেকে বেশি রকমের আরকি একটা আ চাপের মধ্যে ছিলাম। যদি কোন ভুল হয়ে যায়, তাহলে তো আসলে একটা বিপদে পড়ে যেতে পারি বা আ কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারি। তবে আপনে আপনি যেভাবে আসলে আমাকে বললেন যে, আমি অ ১ টা ট্রেনার বা ১ টা মানে ট্রেনারের যদি আসলে সহযোগিতা নিতে পারি, বিশেষ করে কম্পিউটার শেখার ক্ষেত্রে। আর ইংরেজির ক্ষেত্রে যদি আসলে কোন একটা কোর্সে ভর্তি হতে পারি। মানে দুইটা ক্ষেত্রে যদি আ প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষাটা নিতে পারি, আ তাহলে আমার জন্য আরকি বেশ একটা সহজ একটা ব্যাপার হতে পারে। তো বিষয়টা জানতে পেরে, আমার কাছে অনেক বেশি রকমের ভালো লাগলো। আর সত্যি কথা বলতে কি? আপনার সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পেরে না? আমার মানসিক চাপের যে ক্ষেত্রটা ছিল, সেটাও আসলে অনেকটা কমে গেলো। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আ আমি ভাই বুঝে উঠতে পারছি না। ধন্যবাদ তো আসলে কৃতজ্ঞতা জানানো যায় না। তারপরেও ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাই আপনি। খেয়াল রাখবেন ভাই নিজের।
আচ্ছা। হুম। জি। হুম। হুম। আচ্ছা। অবশ্যই। আপনি আমার পরামর্শ শুনে অ্যা একটু ঐ ভয় আর সন্দেহের জায়গাটা কাটিয়ে উঠে, আ নতুন করে শেখার আগ্রহ পেয়েছেন। এতেই আমি আ অনেক খুশি। আ আপনাকে অনেক, অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকে।